আমার তো ভাইয়া শখের মুহূর্তর শেষ নেই। আমি বল্লেন যে ছোটবেলা থেকেই অনেক ধরনের শখের সঙ্গে জড়িত। এটা স্বাভাবিকভাবে সব মানুষের ক্ষেত্রেই এমন হয় যে এ্যা তার নির্দিষ্ট কোনো শখের বিষয় থাকে থেকেই থাকে। তো যখন আজকে ছোট ছিলাম তখনে তখনকার কিছু শখের ব্যাপারে বলি। তখন আসলে আমি ঠেলাগাড়ি চালাতে খুব বেশি ভালোবাসতাম। আমি <chuckles> ২ চাকার ৩ চাকার একটা ঠেলাগাড়ি বানিয়েছিলাম। যেটা দিয়ে সারাদিন এ্যা ঘুরে বেড়াতাম, সেটা চড়ে বেড়াতাম। তো সেই সময় আসলে আমার শখটা ঐরকমই ছিল। খুবই ভালো লাগতো সেই শখটা পূরণ করার জন্য আসলে। আমার অনেক ফ্রেন্ডস ছিল তারা সহ আমরা একসঙ্গে সেই ঠেলাগাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। তো এই যে মানুষের বয়সের সঙ্গে, সঙ্গে দেখা যায় অনেক সময় শখের পরিবর্তন হয়ে যায়। হয়তো সেটাই আমার একসময় খুব আনন্দদায়ক ছিল। কিন্তু এখন আর সেটা এ্যা বয়সের এ্যা খাপ খাওয়ার সঙ্গে, সঙ্গে বয়স পরিবর্তনের সঙ্গে, সঙ্গে সেটা আর এখন আর আমার শখ হিসেবে বিবেচিত হয় না। এখন দেখা গেল যে হয়তো আমার মধ্যে একটা অন্য শখ এসে এ্যা দাঁড় হয়ে গেছে। তো আপনি এই ব্যাপারে কি মনে করেন?
উ হুম। জ্বি, যেমন? হু, হু, জ্বী। <coughs> উঁহু। জ্বি। হু, হু। হ্যাঁ। বাহ! দারুণ। আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা। হু, হু। হ্যাঁ, জ্বী। হু, হু। হু, হু। হ্যাঁ অবশ্যই। হু, হু। জ্বী। হু, হু। হ্যাঁ, অবশ্যই। হু, হু। অ্যা জ্বী।